না, আমার সাথে আমার বাবা মা নেই। আমার বাবা মা গ্রামের বাড়িতে থাকেন, হ্যাঁ? আমি আমার ওয়াইফ আর আমার মেয়ে থাকে। আব্বু, আম্মু থাকলে হয়তোবা এতটা সমস্যা হতো না। দেখা যাইত যে আব্বু, আম্মু আমার মেয়েটাকে সামলাইতে পারত। এই একা বাড়ি হওয়ার কার কারণে দেখা যায় পরিবারে যে একটা চাপ বিশেষ করে বাচ্চা। আবার আমার ওয়াইফ পেটে আরেকটা বাচ্চা আসছে। তো এজন্য আবার তারও অনেক কাজকর্ম করা যাচ্ছে না। এজন্য ওরও কিছু কাজ আবার আমার উপরে চেপে বসেছে। মাঝে, মাঝে একটু রান্না করি। আবার নিচ থেকে পানি নিয়ে আসি খাবারের জন্য। হ্যাঁ, মাঝে মাঝে একটু কাপড়টা রোদে দেয়ার জন্য ছাদে যেতে হয়। হ্যাঁ? সব মিলিয়ে বলতে পারেন যে মানে পুরো সংসারটা আমার মাথার উপরে চেপে বসছে। আর পাশাপাশি তো চাকরি বাকরি যেটা ওটা তো আছে। হ্যাঁ? এজন্য মানে আমি যে নিজে মাথাটায় তেল দেব এটারও সময় পাচ্ছি না। হ্যাঁ? দাড়িটা যে একটু আচার দিবো, চুলটা যে একটু চিরুনি করব মনেই থাকতেছে না। মানে পাগলের মতো হয়ে যাচ্ছে দিন দিন বুঝছেন? খুবই একটা মানে আ সমস্যার মধ্যে আছি। বুঝতেছি না কি করা উচিত।
হুম। হুম। উম। হুম। উম। জি, আমি এই সমস্যাটি অনেকটি অনুভব করতে পারতেছি আপনার। আপনি একটি কাজ করতে পারেন। সেটা হলো যে আপনার নিকটতম আত্মীয় আপনার ফ্যামিলির কোন যদি নি সে ধরনের আ বয়োজ্যেষ্ঠ বা আ কেউ থেকে থাকে তাদেরকে আপনি আপনার পরিবারে নিয়ে আসি যদি রাখেন। যে একটু বাচ্চাকে যত্ন আদ্যির জন্য তাহলেও ভালো হয় এবং যদি তেমন কোন ব্যক্তি না থাকে, তো সেক্ষেত্রে আপনি অনেক সময় আ কাজের জন্য গ্রামে অনেক সময় আ অনেক মহিলা মানুষ পাওয়া যায়। যারা কাজের বুয়া নামে পরি আ তাদেরকে পরিবারে রাখতে পারেন। আ গ্রামগুলোতে সাধারণত অল্প পরিসরে অ্যা মানে অল্প অর্থে এদেরকে পরিবারে রাখা সম্ভব হয়তো দেখা যাচ্ছে যে তাদেরকে অল্প পরিমাণে অর্থ দিয়ে, ৩ বেলা খাবার দিলেই এরা পরিবারগুলোতে সাধারণত এ ধরনের কাজগুলো করে থাকে। আপনি কি এ বিষয়ে
হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ পাওয়া যায় কিন্তু হ্যাঁ। জি, জি। না আগে পাওয়া যাইত বুঝছেন? আগে পাওয়া যাইত। ইদানিং আবার ঐভাবে permanent কারোর বাসায় কাজের মেয়ে পাওয়াও কষ্ট। হ্যাঁ, আমি কিন্তু এটার ব্যাপারে চিন্তা করছিলাম যে আমার বাচ্চাটা হওয়া পর্যন্ত কাউকে রাখা যায় কিনা। তো অনেক খোঁজাখুঁজি করলাম। মোটা অংকের টাকাও দে দেয়ার জন্য অফা অফার করেছি। এখন না যে কারোর বাচ্চাকে কেউ কারোর বাড়িতে রাখতে চায় না। আর মহিলারা দেখা যায় বিভিন্ন গার্মেন্টস টার্মেন্টসে চাকরি করে। তারা এভাবে ওইভাবে permanently কাজ করতে চাচ্ছে না।
হু।